জি, অবশ্যই। অ্যা আমার মনে আছে আমার হচ্ছে আ কিছু আর্থিক সমস্যা থাকা অবস্থায়। মূলত যেটা হয়েছিল যে আমি আ বলতে একটু খারাপ শোনায়। বাট পরিবারের অমতে গিয়ে আশ সম্পর্ক এবং বিয়ে করেছিলাম এবং বিয়ে করার পর পরিবারের সাথে আলাদা ছিলাম। তো আ আমরা ২ জনই জব করতাম। একটা পর্যায়ে গিয়ে একটা মাসে আমার মানে টানা ৩ মাস আমার এক পর্যায়ে জব ছিল না এবং আমার ওয়াইফ জব করার পর, পর যে সেলারিটা পেত সেখান থেকে একটা ভালো অংশ না একটা ভালো অংশ ওর বাবার বাসায় পাঠাতে হত। বাবাকে হেল্প করার জন্যে আরকি। তো ৩ টা মাস না থাকায় ঐ ৩ টা মাস আমরা হচ্ছে আ আলু ভর্তা, সাদা ভাত খেয়ে থেকেছিলাম বাট নট দ্যা পয়েন্ট। আসলে যেটা হয়েছিল ওই সময় যেই অ্যা জি অ্যা কষ্ট করেছি বাট <chuckles> থ্যাংক ইউ।
আচ্ছা। উহু। বুঝতে পেরেছি। সেটা দিয়ে চলতেন। ওরে বাবা! হুম। ইস কি কষ্টটা করেছেন। <chuckles> সাহসী কিন্তু আপনি আর আপনার মানে বলব প্রেমিকা অনেক সাহসী।
<chuckles> আমার ওয়াইফ কারেন্টলি জি, জি। থ্যাংক ইউ। তো হ্যাঁ, হ্যাঁ, তো যেটা ছিল ও যে মুদির দোকান্দার ছিল, তারা ওই ৩ টা মাস আমাদের কাছ থেকে ১ টা টাকা নেয় নাই এবং আমাদেরকে ওই সময় বিনা খরচে বা মানে কোন টাকা পয়সা না দেওয়া সত্ত্বেও যখন যা লেগেছে দিয়ে গিয়েছে এবং আমি টাক দেওয়ার প্রসঙ্গ তুললেই বলল যে, "ভাই আপনার কাছ থেকে আমি চাচ্ছি নাকি? আপনি অ্যা, অ্যা কথা বললেন না এখান থেকে যান।" উনারা অনেকটা রুডলি বলত। মানে কথা বলা স্বভাবই এরকম ছিল। বাট এই জিনিসটা আমি এখনো ঢাকায় গেলে মাঝে, মাঝে উনার সাথে দেখা করে আসি। একসাথে চা-টা খাই আরকি। সারা জীবন মনে রাখব এবং রেখেছি এবং এটা আমি কোনদিন ভুলবো না আসলে।
ও আচ্ছা এখন তো ওয়াইফ হয়ে গেছে। হু, ঠিক আছে, গুড। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উম হেহ। হ্যাঁ হু। মানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আরকি। ২ জনের মধ্যে, এই যে সাহায্যের অ্যা সাহায্য দিয়ে আরকি না খুব বেশ ভালো লাগলো আসলে। তো ওই লোকটা কি মানে একেবারেই আপনার অপরিচিত ছিল? মানে কিরকম ভাবে দেখা হতো তার সাথে আসলেও?
জি, জি, জি। একদম ঠিক। থ্যাংক ইউ।